জি, আসলে এইখানে যে, ক এ পস পোশাকের ভূমিকা তো অবশ্যই আছে। কিন্তু সাথে, সাথে ধরেন আপনি খুব সুন্দর কো আমি খুব সুন্দর জামাকাপড় পড়েছি, আমি এত আঞ্চলিক ভাষায় কথা বলছি যে, মানুষ বুঝতেই পারছে না। তাই তো কথার বাচনভঙ্গি থেকে শুরু করে তারপর এমনও হতে পারে যে, জামাকাপড় ভালো পেরে পড়েছেন। খুবই দামি জামাকাপড়, কিন্তু দেখা যাচ্ছে সেগুলো কুঁচকানো রয়েছে। আবার তারপরে তারমানে বাজে একটা গন্ধ আসতেছে যে, এগুলো সঠিকভাবে পরিষ্কার করা না, ফিট-ফাট না তা এগুলোও দেখা দরকার। সাথে, সাথে জুতোটাও একটু দ অতিরিক্ত দামে কিনতে হবে তা না। যে, একটা জু একটা ভালো মানের জুতো বা সেটা পরিষ্কার-পরিচ্ছন্ন করে একটু কালি করে পরা, একটু শাইনার ব্যবহার করা এই আরকি এবং বেল্ট টাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। একটা পরিপাটি টাকা মোট কথায় বলতে গেলে, একটু পরিপাটি থাকলে বোধহয় ভালো হয়।
হুম। হ্যাঁ, ভাঁজ জি, জি। হ্যাঁ। উ হুম। জি। তা না। আ মানে পরিপাটি থাকা। জি, আচ্ছা, আচ্ছা মানে খুবই ভালো বলেছেন এই বিষয়টা। তো এক্ষেত্রে কিন্তু দেখা যায় কি যে, এখনকার মানে যুগে এসে আসলে পোশাকের ধরণটা না অনেকটা ভিন্ন হয়ে যাচ্ছে। আবার কিছু, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, সবাই ট্রেন্ড ফলো করতেছে এবং ট্রেন্ড এর বিষয়টা যেটা যে, আগের জিনিস আবার ঘুরে ফিরে আসতেছে। তো আপনার কাছে কি মানে মনে হয়, যে, এই যে, ধরেন আমাদের বাংগিয়ে মানে এই যে, বাঙালির যে, একটা পোশাকের বিষয় থাকে, হ্যাঁ? ঐটা কি আসলে ব মানে উঠে যাচ্ছে, এরকম মনে হচ্ছে যে, নতুন জিনিসগুলো আসার কারণে? বা ওই ক্ষেত্রে আসলে আ confidence এর বিষয়টা কি থাকে বা আত্মবিশ্বাসের বিষয়টা কি থাক?
জি, আসলে বাঙালি যে, পোশাকগুলো এগুলো উঠে যাচ্ছে না। তারমানে দেখা যাচ্ছে যে, আগের থেকে পড়া কম হচ্ছে, পরিধান করা কম হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে সেই ৯০ দশকের মুভি গুলোতে দেখলে দেখা যাচ্ছে ধুলা ঢোলা প্যান্ট তারপর ঢুলা, ঢুলা গেঞ্জি। এখন সেগুলো এই যে, কার্গো প্যান্ট তারপরে এই ঢুলা গেঞ্জি গুলোকে যেন কি বলে যে হ্যাঁ, হ্যাঁ, এ এই ব্যাগি প্যান্ট বা ব্যাগি এই বোধহয় গেঞ্জি যেগুলো হ্যাঁ, ড্রপ শ ড্রপ শোল্ডার যেগুলো এই এগুলো এসেছে। এগুলো আসার পর দেখা যাচ্ছে যে, কি সেই পুরো সময় চলে যাচ্ছে। কিন্তু পাঞ্জাবি, বা ধুতি, বা লুঙ্গি এগুলো কিন্তু আছেই কিন্তু দেখা যাচ্ছে যে, পরিমাণে কম। অনেকে উৎসবে পড়ছে, অনেকে উৎসবে পড়ছে না। কিন্তু বাঙালি পোশাক থাকবে যতই ট্রেন্ড আসুক না কেনো বাঙালি, বাঙালির পোশাক পড়বেই। <chuckles>
হুম, হুম। গেঞ্জি, জি। ব্যাগি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উম ড্রপ সোল্ডার জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। উ জি, বাঙালি থাক জি, জি, জি, খুবই সুন্দর করে বলেছেন, আপনি আসলে এই যে, ১ম থেকে আপনার নিজের জীবনের কথাগুলা বললেন, আপনার বাবার কথা বললেন, কিভাবে কি করলেন, আপনি যে, এত কিছু কিনে দিলেন। এরপর আবার দেখা গেল যে, এত সুন্দর করে কিভাবে কি করতে হবে। আবার বা শেষে এসে যে, বললেন, যে, না মানে পোশাকগুলা আগেরগুলা আবার ফিরে আসছে। তো এসব না শুনে খুব ভালো লাগলো এবং অনেক কিছু বুঝা গেলো বুঝতেও পারলাম ঠিক মত। তো তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।